আসলে মানে আপনি যেটা বললেন যে, কিছু খাবার আছে ১ দিন, ২ দিন নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার ক্ষেত্রে। এটা আসলে আ আমি দেখেছি আমার মা সবসময় আপনার কোনো পলিথিনের ভিতরে, আপনার খুব ভালো করে সিল করে তারপর মানে সবজিটা ভিতরে রাখে এবং মোটামুটি ১ সপ্তাহের মধ্যে কিন্তু মানে থাকে ১ সপ্তাহ। হয়তো আমাদের ফ্রিজটা একটু ভালো পড়ছে বা যেটাই হোক, থাকে। তো আমরা মোটামুটি চেষ্টা করি যে ১ সপ্তাহে ১ বারই বাজার করার। তো মাঝে-মধ্যে দেখা যায় যে, ২ বার হয়ে যেতে পারে আরকি। এটা তো মানে এই যে আপনি যেটা বললেন আরকি যদি এমন হয় যে, পচে গেছে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে। যেমন পেঁপের কথা হইতে পারে অথবা দেখা গেছে যে, করলার কথা হইতে পারে। করলা এগুলা কিন্তু মানে আগে, আগে পোঁচে যায়। এগুলা দেখা গেছে একটু ঢু মেরে আমার বাবা হয়তো বাজার থেকে বা ওই যে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, এদের থেকে হয়তো নিয়ে নেয় আরকি। <chuckles>
হুম। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। রাইট। হু, হু। হুম রাইট। না, এটা আ এটা একটা উম আসলেই ভালো পদ্ধতি। বিশেষ করে যদি ফ্রেশ কোনো খাবার খেতে ইচ্ছা করে, তখন আ যদি বাড়ির নিচে ভ্যান গাড়ি নিয়ে বসে থাকে কেউ বা হচ্ছে, টুক করে সকালে বাজারটায় গেলে পারে অনেক সময় কিন্তু ফ্রেশ যে খাবারগুলো, এগুলো হ্যাঁ, এগুলো খুব সহজেই পাওয়া যায়। তবে আ আমিষ খাবারের যদি কথা বলি, যেমন মাছ, মাংস এগুলোর দিক থেকে আসলে এগুলোর বাজারটা কিভাবে করা হয়? আপনার কি আসলে আ মুরগিটা জ্যান্ত অবস্থায় নিয়ে এসে তারপর এটার ব্যবস্থা করেন, নাকি আসলে বাজার থেকে প্রি-প্রিপেয়ার করা যেটা আগে থেকে প্রসেস করা যেটা, এগুলো নিয়ে আসেন?
আসলেই। ভালো সবজি পাওয়া যায়। হ্যাঁ। আসলে বিষয় হচ্ছে যে এখন কিন্তু দেখবেন যে, মাছ বাজারে গেলে মাছের দোকানের সাথে কিন্তু কাটার একটা ব্যবস্থা থাকে। তারপরে আপনার মুরগি বাজারে গেলে মুরগির সাথে কিন্তু কাটার একটা ব্যবস্থা থাকে। একটা সময় আ আমাদের পরিবার অনেক বড় ছিল। যেমন আমার বাবার, বাবার যে ৫ ভাই, ৬ ভাই আছে, তারা কিন্তু একসাথে থাকত। তো তখন আমার বাবা হচ্ছে যে যখন বাজার করত, তখন কিন্তু আস্ত মুরগি, আস্ত হাস। আস্ত এইয়ে এমন এমনকি মানে আমাদের বাড়িতে আস্ত ছাগলও কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো আমার কাকারা দেখা গেছে যে, এগুলা নিজেরা, নিজেরা কেটে এগুলা তৈরি করে দিত। কিন্তু এখন তো আসলে ওনারা বড় হয়ে গেছে। বিয়ে শাদি করে ফেলছেন। এন ওদের উনাদেরও আ ছেলে-মেয়ে হয়ে গেছে। অন্যান্য হ্যাঁ, হ্যাঁ, আলাদা হয়ে গেছে। আমাদের সম্পর্ক এখনো অনেক ভালো আছে। কিন্তু তাদের একটা আলাদা, বোঝেন নাই? একটা পরিবেশ ওরা নিয়ে নিয়েছে। তো দেখা গেছে যে, এখন বর্তমানে মাংসের বাজারটা আমার বাবাই করে থাকেন। আর আ মানে এই একদম মানে যেটা আ বাজারে কেটেই, কেটেই আনে আরকি। মাও একটু অসুস্থ, আসলে কি বলব? আ এজন্য বাজার থেকে কেটে আনলে আসলে সুবিধা হয় আরকি।
রাইট। হু, হু। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। নিজেদের মতন আলাদা হয়ে গেছেন এবং পরিবারটা ছোট হয়ে গেছে। উহু। রাইট। উহু। হুম।

রাইট, রাইট। তো ঐদিক বিচার করে আ আসলে দেখা যায় যে আ মাংসের কথা বললেন বা এখন বললেন যে, পরিবারটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। কাকারা আলাদা হয়ে গেছে। নিজেরাই ই করা হয়। কিন্তু আ কখনো কো সখনো তো আবার পরিবার একসাথেও হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বা বড় ধরনের কোন যদি আ ফিস্টের ব্যবস্থা করা হয়, ফিস্ট যেটাকে বলে মানে বড় ধরনের খাওয়াদাওয়ার যদি কোনো একটা ব্যবস্থা করা হয়, কোন হ্যাঁ, অনুষ্ঠান অনুযায়ী বা নিমন্ত্রণ অনুযায়ী। তো তখন আসলে এই বাজার, রান্না এগুলো সামলায় কে?
হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। করলে আরকি, হ্যাঁ। হ্যাঁ, একটা ভালো একটা কথা মনে করছেন। এই যে গত বছর মানে এই যে কয়ে কয়েকদিন আগে আপনার এই যে ইয়া হলো না আমাদের পুজো আছে আরকি একটা, লক্ষ্মী পুজো হয়েছিল। হ্যাঁ, কালীপুরে যাওয়ার কয়েকদিন আগে লক্ষ্মী পূজা গেছে। তো আমাদের ওইখানে আ মানে আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে। যে হচ্ছে লক্ষ্মী পূজা দেওয়ার পরে হাঁসের মাংস খায় আরকি। তো এইখানে প্রায় আপনি আমরা তখন বাড়িতে চইলা গেছিলাম। মানে সব কাকারা মিলা আমাদের, আমরা শহরে থাকি। তারাও অনেক শহরের এই বিভিন্ন জায়গাটাগায় থাকে আরকি। তো বাড়িতে আমরা কিন্তু একসাথে যাই। তো বছরে এরকম ২-৩ বার কিন্তু যাওয়া হয়। তো এবার ৫ টা হাঁস কিন্তু রান্না হয়েছিল। সবচেয়ে মজার বিষয় কি জানেন তো? এই হাঁসগুলো রান্না করতে বাড়ির কোন মহিলা সদস্য কিন্তু যায়নি। ঠিক আছে? পুরাটাই, পুরাটাই আমার যে কাকারা আছে, আমার এই কাকা মানে ভীষণ পারদর্শী আরকি। আপনি দেখবেন যে মানে অ্যা ২০ মিনিটের মধ্যে একটা হাঁস কাইটা কুইটা রেডি করে ফেলে। <chuckles>
উ, হু। হ্যাঁ, হ্যাঁ, কালীপূজো গেল। লক্ষ্মীপূজো গেল, কালীপুজো গেল। উ, হু। হুম। আচ্ছা। উ, হু। আচ্ছা। আচ্ছা। হু, হু, বলুন। হুম, মানে নিজেরাই সবটা করেছে। উ, হু। মানে উম মোটামুটি সবকিছু রেডি। কাটাকুটো শেষ। সাফ করা শেষ।
হ্যাঁ, হ্যাঁ। রেডি এবং রান্না থেকে শুরু করে যা আছে সবই কিন্তু কাকারা করে ফেলছিল আরকি। তো অনুষ্ঠানে দেখা যায় যে ছেলেরাই বেশি রান্না করে আরকি। আমাদের পরিবারে এটা রেওয়াজ আছে।
হু। রাইট।